উ এ্যাঁ মাগুরার থেকে আমি মনে করেন যে, একটু ফলের আ আ পাশ এনেছিলাম আমের।
ও আচ্ছা, আচ্ছা বেশ দারুণ তো। এটা আসলে এভেবে আগে কিন্তু দেখেন আচ্ছা।
আমের পার্সেল, রাজশাহী থেকেও আসছিলো। রাজশাহী থেকেও বেশ কয়েক বার আ আসে আরকি। প্রতি বছরে আসে।
আচ্ছা। বেশ দারুণ। তো আসলে আগে কিন্তু দেখা যেত কি, যে যখন মানুষ আসলে এরকম ফল খেতে চাইত বা নিজেদের গ্রাম থেকে আনতে চাইত। তখন কিন্তু আসলে খুব ধৈর্য ধরে ওয়েট করতে হত আসলে কে নিয়ে যাবে, দিয়ে যাবে। এখন কিন্তু আসলে জিনিসটা খুব চেঞ্জ হয়ে গেছে। যে যেকোন সময়, যেকোনো সময় কিন্তু সহজ হয়ে গিয়েছে, বেশ দারুণ। তো এই যে জানতে যাচ্ছিলাম যে নিরাপত্তা, বিশ্বাস বা সার্ভিস কোয়ালিটি এসব ক্ষেত্রে আসলে কোনো সমস্যাগুলো আপনার সবচাইতে বেশি সবসময় চোখে পড়ে যখন আপনি থাকে না এই যে ড্রাইভার ডেলিভারি কর্মীর দিকে থেকে আসলে যদি কিছু বলতে চান সেক্ষেত্রে।
নিয়েছো। হুম। হ্যাঁ। সহজ হয়ে গেছে। জি। হুম। আচ্ছা। এ্যাঁ এখন একটা বিষয়টা হচ্ছে কি এইটা মাঝখানে একটু প্রবলেম হয়েছিল। পরে যখন ওরা ক কমপ্লেইন্ট টা আপনারা মনে করেন যে দেখেন যে এখন প্রতিটা জিনিস আপনার foodpanda বলেন বা Pathao বলেন এ্যাঁ দে বা REDX বলেন। এখন কমপ্লেইন বক্স আছে। আপনি মোবাইলে, সেখানে আপনি মনে করেন যে জানাতে পারবেন তাদের সম্পর্কে। তো এই জিনিসটা সতর্ক হওয়ার পর এখন কিন্তু প্রায় ঠিক হয়ে গেছে। এখন কিন্তু ওই জিনিসগুলো হয় না। যেমন দেখা যায় যে foodpanda-য় আগে খাবার অর্ডার দিলে হইতো কি সেখানে আ একটু খাবার একটু কিন্তু খেয়ে ফেলত কিছুটা। কিছুটা খেয়ে ফেলত এবং ওটা বোঝা যেত। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু এখন আরও হচ্ছে না। এখন কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। তো আমার কাছে জিনিসটা এ্যাঁ ফানি ও লাগতো একটা টাইমে আমার অকওয়ার্ড ও লাগতো পরে জিনিসটা। ঠিক আছে? এখন চলে যাওয়ার পরে তো আমি তো ওকে ধরতে পারতেছি না। আর ঠিক আছে? আর কি করার আছে?
হুম। জ্বী। হুম। জ্বী। সেখানে আপনে জানাতে পারবেন। জ্বী। হুম। ঠিক হয়ে গেছে। <chuckles> খাবার খেয়ে ফেলতো? আচ্ছা। আহ আচ্ছা। বুঝতে পেরেছি। জি। আচ্ছা। জি। উম এটাই আসলে কি করার আছে আসলে। এটা নিশ্চয়তাটা আসলে কীভাবে দিবেন। অনেকে হয়তো স্টেপলার নিয়ে ঘুরছে, হয়তো খুলে এটা খেয়ে, আবার স্টেপলারটা লাগিয়ে দিচ্ছে এরকম একটা বিষয়। তো আসলে এটা তো একটা থাকেই সম্ভাবনা। তবে হ্যাঁ, এদের আসলে এই কোম্পানিগুলোর অবশ্যই এ ব্যা ব্যাপারে বিবেচনা করে। কারণ যত খারাপ হবে মানুষ কিন্তু ততই কম অর্ডার দিতে থাকবে, তাই না? তো সেক্ষেত্রে তারা অবশ্যই এ বিষয়ে কাজ করতে হবে। তো জানতে চাচ্ছিলাম এইযে গ্রামগঞ্জ বা ধরেন ছোট শহরে এই সার্ভিস গুলা আসলে আপনার কি মনে হচ্ছে যে এখন আগের মতো কি পৌঁছেছে? মানে এখন এর নতুন, আগে তো অবশ্যই কম ছিল। এখন কি আসলে সেটা কতটুকু ভালো হয়েছে বা ডিজিটাল যে বিভাজনটা রয়েছে সেটা কি এখনোও রয়েছে? আর সেটা কীভাবে করে মেটানো সম্ভব বলে ভবিষ্যতে আপনে মনে করেন?
হুম। হুম। জ্বী। হুম। হ্যাঁ। জ্বী। হুম। আচ্ছা। জী।

আসলে রাইড শেয়ারিং এ্যাপ এবং ডেলিভারি এ্যাপ যেটা বলেন যে, বর্তমানে আমাদের দেশে যে ২ টা বড়, বড় এ্যাপ আছে, এ একটা হচ্ছে রাইড শেয়ারিং ক্ষেত্রে, একটা হচ্ছে আপনার পাঠাও, আরেকটা হচ্ছে উবার। আর ডেলিভারি এর ক্ষেত্রে হচ্ছে আপনার ফ আ ফুডপান্ডাটা আছে। এখন এটা ফুড বেল ডেলিভারি এবং পাঠাও কিন্তু ডেলিভারি দিয়ে থাকে আবার অনেক সময়। আ তো আ এই এ্যাপ গুলো আমাদের দৈনিক জীবনে এখন আপনার মনে করেন যে, প্রতিটা মানুষের সাথে অনেক হেল্প করে দিয়েছে সাহায্য। এবং দেখা যায় যে, যে আমরা মনে করেন যে, একটা জিনিস পার্সেল অর্ডার দিয়েছি। এ্যা এটা যেটা আগে কিন্তু আমাদের যেয়ে কিনতে হতো। এখন কিন্তু আমাদের সময় নষ্টটা হচ্ছে না। যেমন দেখা যায় যে, আমি অফিসে আছি। আ খুব সহজে আমি এখন এখান থেকে একটা মোবাইলে দেখলাম একটা জিনিস আ আমার ভালো লাগছে। বা আমার খেতে ইচ্ছে করতেছে। তো অ তারা কিন্তু আমার মনে করেন যে, ওই জিনিসটা আমার বাসা পর্যন্ত নিয়ে আসতেছে। এটা কিন্তু মনে করেন যে, আমার আ হুম, সহজ হয়ে যাচ্ছে। আমার লা জীবনটা সহজ হচ্ছে, আমার সময় বেঁচে যাচ্ছে এবং আমি ওই কাজটা আমার প্রোডাক্টিভিটি দিতে পারতেছি। আ তো এটাই হচ্ছে বিষয়। আর রাইড শেয়ারিং এর বিষয় হচ্ছে গিয়ে আপনারা মনে করেন যে, আ যখন আমরা মনে করেন যে, এই জিনিসটা ছিল না, দেখা যেত তো একটু ঘুরে, ঘুরে হেঁটে, হেঁটে আপনারা মনে করেন যে, সিএনজি বা একটু মনে করেন যে, গাড়ি একটু ট্যাক্সি, ট্যাক্সি এগুলো খুঁজা লাগতো। আর তারপর কিন্তু যখন এই জিনিসটা এ্যাপ আকারে আনলো, তখন কিন্তু আপনারা মনে করেন যে, আ বাইক এর আপনার মনে করেন যে, শেয়ার এর মাধ্যমে কিন্তু আমরা যাতায়াত করতে পারতেছি।
জি। হুম। আচ্ছা। হু। হু, হু। জি। হুম। জি। জি, জি, জি। হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যা, এটা কিন্তু স দারুন অনেক সহজ হয়ে যাচ্ছে জীবনটা তাই না? হুম। বেশ চমৎকার! হুম। জি। হ্যা, খুঁজতে হতো তাই না? হুম। জি। হুম।

আচ্ছা এটা কিন্তু আপনে মনে করেন যে শুধু আমরা সার্ভিস পাচ্ছি এটা না। কিন্তু এটা আপনি যদি আ অর্থনৈতিকভাবে যদি এটা চিন্তা করেন সামগ্রিকভাবে আ মানে macro economics দিক দিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, আ সেখানে কিন্তু আপনি মনে করেন যে এটা কিন্তু একটা অর্থনৈতিকভাবে একটা ভালো একটা ভূমিকা রাখতেছে। দেখেন আপনি মনে করেন যে এই যে Foodpanda বলেন, আ Pathao রাইড শেয়ার বলেন বা ডেলিভারি যেটাই বলেন কিন্তু অনেক, অনেক মানুষের কর্মসংস্থান পেয়েছে। অনেক মানুষ ঠিক আছে কর্মসংস্থান যেখানে বে বেকার এখনো
হুম। জী। হুম। জ্বী। হ্যাঁ, তা তো অবশ্যই। হুম। জি। পেয়েছে। হ্যাঁ অনেক, অনেক ছেলেরা যারা কিনা আসলে বাসায় বসে থাকতো তারা কিন্তু নিমেষেই কিন্তু হতাশা ছিল। এখন কিন্তু এটা নাই। এখন তারা জানে যে একটা তারা চাইলে কিছু কাজ পাবে এবং করতে পারবে। এরকম একটা ব্যাপার স্যাপার জি।
বেকার, বেকার। আ হতাশা ছিল। হতাশাও ছিল, হতাশাগ্রস্ত ছিল। হুম। জ্বি। এবং তারা মনে করেন যে তাদের পকেট খরচ বা যাই হোক তাদের খাওয়া দাওয়ার খরচ থাকা খরচটা অন্তত জোগাতে পারছে এটার মাধ্যমে। এগুলোর মাধ্যমে। এবং যারা মনে করেন Bike আছে তারা তো আরো ভালোভাবে জোগাতে পারছে। এমনকি তারা ফ্যামিলিও চালায়। যাদের Bike আছে, যে Bike-এ মনে করেন যে food delivery করে তাদের আ আ একটা মোটামুটি handsome একটা অ্যামাউন্ট পায়। যেটা দিয়ে মোটামুটি ভালোভাবে থাকা সম্ভব ঢাকা শহরে। চলে আসে। আ তো এটাই হচ্ছে গিয়ে একটা মনে করেন যে আ আপনারা মনে করেন যে এনগেজ হয় economically দেখা যায় যে প্রায় ৭০-৮০,০০০ আ মানুষ অল ওভার বাংলাদেশে তারা এই মনে করেন যে এই সেক্টরে মনে করেন যে কাজ করে যাচ্ছে। এবং একটা বড় একটা মনে করেন যে বেকারত্বের যে হারটা একটু কমিয়ে দিয়েছে এই জিনিসগুলো।
হুম। জোগাতে পারছে, তা তো অবশ্যই। জ্বী। একদম, একদম। হুম। জ্বি। চলেই আসে, তাই না? জ্বী, চমৎকার। হুম। জ্বি। হু। জ্বি। সেটা কিন্তু কমে এসেছে। অবশ্যই, তা তো একদম, একদম খুব দারুণ বললেন। জ্বি। তো আসলে জানতে চাচ্ছিলাম এই যে ভবিষ্যতে আপ আ মানে আমরা কি আসলে যেটা বললেন যেটা পরিবর্তনটা, আশা করতে পারি। তো পরিবহন, delivery, echo system এছাড়া ধরেন technology আরো ধরনের নিয়ন্ত্রণ এর নীতির দিক থেকে এগুলো যদি একটু বলতেন।
কমিয়ে দিয়েছে জিনিসগুলো। তো এটা অনেক ভালো একটা বিষয়। হুম। হ্যাঁ।

আ আসলে গ্রাম বা মহেশ্ব মহেশ্বরে একটু উন্নত হয়েছে বেশ। আ গ্রামের কথা বলি এখনো কিছু, কিছু গ্রাম আছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। আ ঐখানে না এখনো আপনি মনে করেন যে ওভাবে উঠে নাই। আবার ওটা সম্ভবও না। কারণ ওটা পা পাহাড়ি এলাকাটা পুরো দুর্গম একটা এলাকা, একটা নীরব এলাকা। ওখানে মানুষজন কম। দেখা যায় যে হ্যাঁ নেটওয়ার্কও নেটওয়ার্ক নাই। আপনি যখন বান্দরবনে লামাতে গেছিলাম এ্যা ৩, ৪ মাস আগে এখনো নেটওয়ার্ক নাই। কোনো নেটওয়ার্কই নাই ঐ জায়গায়। আ মোবাইলে কলও আসে না, কলও যায়ও না। এরকম একটা অবস্থা ঐ জায়গায়। আ তো আপনার মনে করেন যে ২ রাত আপনার মনে করেন যে নেটওয়ার্ক এর বাইরে ছিলাম। এরকম।
হুম। জি। হুম হুম। উঠে আসেনি। আচ্ছা। হুম। আর সেখানে ইয়াও কম ধরেন নেটওয়ার্ক কম। হু, হু। জি। আচ্ছা বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, তো এটা তো আসলে বেশ ঐ জায়গাগুলোতে কিভাবে বা এই ফ্যাসিলিটি গুলো পাবে আসলে চিন্তা করেন, তাই তো?
এত ওটা আপ এইসব হ্যাঁ তো আ আপনি মনে করেন যে এখন আ ওদের ফ্যাসিলিটি টা হচ্ছে কি প্রতিটা পাহাড়ের এলাকার উম আ এদিক ওদিকে একটা একটু ছোট্ট একটা মহেশ্বর টাইপের এলাকা থাকেই। যেখানে স তারা বাজার-টাজার করে আপনারা মনে করেন যে, এখানে একটু এমবি-টেমবি পাওয়া যায়, একটু চালায়, ফ্যাসিলিটি টা একটু নিতে হয় ওখানে যেয়ে। তো ও ওইখানে মনে করেন যে, আপনি মনে করেন যে আ কুরিয়ার সার্ভিস থাকে যেখানে আদান-প্রদান করতে পারবে। সর্বোচ্চ। তবে আপনার মনে করেন যে, এখানে যেমন একটা এলাকা ভিত্তিক যেমন আপনি সাপোজ মিরপুর থেকে যদি ধানমন্ডিতে একটা পাঠাতে চান কোন কিছু, যেমন আপনি ফুড আ সরি পাঠাও বা আপনার মনে করেন রেডেক্স যেমন পাঠাতে পারবেন। ওরকম সিস্টেম হয়তো বা ঐ আ পাহাড়ি গ্রামে বা ওইযে উ নাই নে নিতে হচ্ছে, নি
হুম। হুম। জি, জি। সেখানে গিয়ে হয়তো এগুলো ফ্যাসিলিটি গুলা নিতে হবে তাই তো? হুম তাহলে আসলে বিষয়টা কঠিন ওখানে। প্রব্লে হুম। জি। হুম। জি। জি। ওখানে গিয়ে আসলে নিতে হচ্ছে। মানে নিতে হবে হচ্ছে ওইযে, যে, শহরের দিকে এসে তখন হয়তো তারা আসলে আ এই জিনিসটা আসলে নিতে হবে।
নেই। তো মানে পাহাড়ী এলাকায় এই সার্ভিস টা নেই। কিন্তু কুরিয়ার সার্ভিস আছে যেখানে এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে পারে। এই সার্ভিস টা আছে। আ ঠিক আছে?
আচ্ছা। বুঝতে পারলাম।
আর কি মহাশয়রও আছে এখন। মহাশয় বেশ মহাশয় এই সার্ভিস টা আছে। আ পাঠাও বলেন, রেডেক্স বলেন এই সার্ভিস টা এখন আছে অল ওভার। তো আস্তে, আস্তে, বাড়তেছে এগুলো, এগুলো বাড়তেছে।
আচ্ছা। হুম। সেগুলো এখন আনছে আচ্ছা।